আচ্ছা, কোনো একটা recipe বা খাবারের কথা বলবেন? যেটা আসলে খেতেই আপনার মনটা সরাসরি ভালো হয়ে যায়? এছাড়াও সেটা কী? এবং সেটা আপনার জীবনে কখনই ১ম তৈরি করেছিলেন বা কেন সেটা special একটু বলবেন?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আমার কিন্তু অ বাড়িতে রান্না করে খাবার খেতে বেশ পছন্দ এবং আমি কিন্তু এই জিনিসটা বেশ উপভোগ করি ক এবং আমার বাড়ির সকলকে যখন কোন কিছু বানিয়ে খাওয়াই সেটা তো আরো আনন্দ জায়গায় আমার মনে। তো এই special আ recipe এর কথা যদি আমি বলি বা যেই খাবারটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে আমি যখন আ fried chicken তৈরি করি। এটা আ ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ এবং আমার মনে হয় যে, আমি যখন এটা বানাই তখন কিন্তু বেশ সুস্বাদু হয়।
হুম। আচ্ছা। তো আপনার fried chicken পছন্দ বেশ বললেন। তো এই ক্ষেত্রে এই fried chicken বানানোর process টা আসলে কী? এবং এটা তৈরি করতে আসলে কী, কী জিনিসের প্রয়োজন হয়?
হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় fried chicken <scoffs> এর জন্য ১ম এই তো আ একটা মুরগি আনি। তারপর আ কাটাকুটি তো আমি নিজে করতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আ আম্মুকে বলি এবং আম্মু আ সেটা ওইভাবেই যতটুকু piece দরকার আ সেভাবে কেটে। তারপর দেখা যায় যে, বিভিন্ন ধরনের আ মশলাপাতি আ মানে মিশিয়ে অ্যা কিছুক্ষণের জন্য marinate করে রাখি আ মাংসগুলোকে। তারপর উম যেই আপনার উপরের আ crisp এর যে ব্যাপারটা আছে, সেটার তৈরির জন্য আ বিভিন্ন ধরনের মসলা দিয়ে আর চালের গুঁড়ো এগুলো দিয়ে তারপর একসাথে mix করি। তারপর দেখা যায় যে, আ কিছু ডিম নিয়ে তারপর সেগুলাকে আলাদা করে রেখে দিই এবং আ পরবর্তীতে আ যেই আ মাংসটা থাকে সেটাকে সেই flour এর ভিতরে এ দিয়ে তারপর অ্যা ডিমের ভিতরে আ কিছুক্ষণ আ দিয়ে সেখান থেকে উঠিয়ে এনে তারপর আবার আ চিপস এর গুঁড়ো করে রাখি বেশিরভাগ সময় আমি। হ্যাঁ। তারপর সেখানে সেটার উপরে কিছুক্ষণ রেখে ভালোভাবে যখন আ এটা একটার সাথে আরেকটা লেগে যায় তখন আ ছেড়ে দেই তেলে এবং আ বেশ সুস্বাদু হয় জিনিসটা।
হুম। আচ্ছা। জ্বি, জি, জ্বি। আচ্ছা। হুম। ও আচ্ছা। হুম, হুম, আসলে খুব চমৎকার বললেন। তো এই ক্ষেত্রে আসলে আপনার যে, রান্নার অভিজ্ঞতা বা আপনার পছন্দের যে recipe, এটা কিন্তু বেশ চমৎকার ছিল এবং আপনার যে আসলে আ একটা স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। তো এক্ষেত্রে সেই স্মৃতিটা আসলে কি? খাবারটার সঙ্গে, এই খাবারটা আপনার মা বা দেখা যায় আ পরিবারের কারো হাতে কি আপনি ১ম খেয়েছিলেন? বা বাহিরে কোথাও? হতে পারে কোন উৎসবে? বা কোন নির্দিষ্ট মুহূর্তে? যে, সেই খাবারটার সঙ্গে আসলে দেখা যায় একটা ভাব জড়িয়ে যায় নিজের সাথে। এমন কোনো অভিজ্ঞতা আছে?
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ এই ক্ষেত্রে আমি বলব যে, আ যদিও crispy chicken ঐভাবে আমার ঘরে বানানো হতো না। তবে আ ছোটবেলা থেকেই না আমার আ মা আমাকে আ যখনই মুরগি রান্না করা হতো বা মুরগি আনা হতো ঘরে। তখনই সেখান থেকে আলাদা করে কিছু ভেজে দিত। আমি আ বেশ পছন্দ করতাম আলাদা করে ভাজা খাওয়ার যে ব্যাপারটা এটা। তো আমার মা সবসময় এখনো যখন মুরগি আনা হয় তখন আলাদা করে আমার জন্য রেখে দেয়। যেটা আমি আ ভেজে খাব। তো সেই ক্ষেত্রে সেই আ ভেজে খাওয়ার জায়গাটা থেকেই কিন্তু আস্তে, আস্তে আসলে এই ব্যাপারটা শুরু হয় এবং যখন আসলে আমি বাহিরে আ fried chicken খাই। তখন কিন্তু আমার বেশ ভালো লাগে এবং আ তখনই আমি দেখি যে, আসলে এইটা কিভাবে সম্ভব ঘরে করা। আর এখন তো আ social media এ চাইলে খুব সহজেই কিন্তু recipe দেখে নেওয়া যায়। তো এভাবেই দেখে কিন্তু আমি শুরু করি এবং এখন যখনই <scoffs> আমার আ মানে কোনো কিছু খেতে ইচ্ছা হয় তখনই কিন্তু দেখা যায় যে, আমি এটা তৈরি করি।
জি, জি। হুম। ও আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বেশ চমৎকার! আসলে আপনি আপনার নিজের পছন্দের খাবারগুলো নিজেই তৈরি করে খান। এই বিষয়টা কিন্তু আসলেই বেশ আকর্ষণীয়। তো এই ক্ষেত্রে আসলে আ রান্নার কোন অংশটা আপনাকে বেশি শান্তি দেয়? এক্ষেত্রে আসলে আ এই যে, দেখা যায় চুলার যে গরমটা রয়েছে বা হাড়িতে খাবারগুলো নেড়ে দেওয়া বা দেখা যায় রান্নার সময় খাবারটা চেখে দেখা। তো এই ক্ষেত্রে আ আসলে কোন বিষয়গুলো আপনার বেশ শান্তি লাগে বা প্রশান্তি এনে দেয় রান্না করার সময়?
জি। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা, আমার কাছে আসলে রান্নার পুরো প্রক্রিয়াটাই বেশ উপভোগ্য লাগে। এর একটা কারণ হচ্ছে আমি তো আসলে <scoffs> আ প্রতিদিন রান্না করি না। যার ফলে যেটা হয় কি যে, আ রান্নাও কিন্তু একটা কষ্টের কাজ। আ আমারদের মা রয়েছে। আ তারা যখন করে কাজগুলি প্রতিটা দিন এতগুলো মানুষের জন্য করা হয় সেটা তো অবশ্যই আ কষ্ট হয়। তবে আমি যেহেতু আসলে মাঝেমধ্যে করি এবং যখন আমার মনে চায় যে, আমি হয়তো কিছু একটা তৈরি করে খাবো। তখন কিন্তু এই বিষয়টা আমি অনেক বেশি উপভোগ করি। আর দেখা যায় মজা করতে, করতে আম্মুর সাথে কথা বলতে, বলতে গল্প করতে, করতে আ রান্নাটা করি। এছাড়াও আ শুধু যে, fried chicken এরকমটাও নয় তার পাশাপাশি আমি কিন্তু আ ডিম, আলু তারপর টমেটো দিয়ে বেশ মজার একটা তরকারি রান্না করতে পারি। এটা কিন্তু দেখা যায় যে, আমার ঘরের মানুষও আ বেশ উপভোগ করে। তো এইভাবে আসলে পুরো জিনিসটা কিন্তু আমার জন্য একটা মজার <scoffs> ব্যাপার একটা experience আরকি।
জি। একদম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, বুঝতে পারলাম। তো আসলে এইযে দেখা যায় আপনার যে, রান্নাবান্নার বিষয়টা বললেন, রান্না করতেও আপনার বেশ প্রশান্তি লাগে। তো এই রান্নাগুলো করার পর যখন আসলে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে একসাথে খাবারটা আপনারা চেখে দেখেন বা স্বাদ গ্রহণ করেন, সেই মুহূর্তগুলো আসলে আপনার কাছে কেমন লাগে ব্যক্তিগতভাবে?
ছা আচ্ছা, এই মুহূর্তটা তো অবশ্যই অনেক বেশি ভালো লাগে। কারণ আ যখন একটা খাবার রান্না করি এবং সেটা যখন ভালো হয় তখন তো পরিবারের মানুষ খেয়েও বেশ প্রশংসা করে। <scoffs> তবে একটা ব্যাপার কি আমার মা সবসময় বলে যে, আ "ও তো মানে আ শুধু নিজের জন্য করে আর কারো জন্য <scoffs> করে না। নিজের যখন করতে মন চায় তখন করে খায়। মাঝেমধ্যে তো আমাদের আ করে খাওয়ালেও পারিস।" তো আসলে এই ব্যাপারটা কিন্তু বেশ উপভোগও করি। আবার মাঝেমধ্যে মনে হয় আ যে, আরে আ সবসময় তো করতে মন চায় না, তাই না? তবে আমার মা কিন্তু আমাকে বলে যে, "তুই কিন্তু চাইলেই <scoffs> রান্না করতে পারিস।"
হুম। আচ্ছা। হুম। একদম, একদম। হুম। এই বিষয়টা আসলে বেশ ভালো। তো এইক্ষেত্রে ব্যস্ততার একটা জীবন কিন্তু সবারই সবসময় কাটে। সেক্ষেত্রে আসলে এইযে সুখটুকু রান্নার বা দেখা যায় ব্যস্ততম জীবনে এই আ recipe গুলো আসলে আপনি কিভাবে নিয়মিত করেন বা মাঝে, মাঝে দেখা যায় স্মৃতি ফেরানোর জন্য কি করে থাকেন? দেখা যায় এই প্রশান্তি যেহেতু আপনি পেয়ে থাকেন, এই মুহূর্তগুলোকে আসলে আ কিভাবে আপনি বা কাটিয়ে থাকেন?
জ্বি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় কি? যে, আসলে সবসময় তো রান্না করা possible না বা সবসময় কিছু একটা করাও possible না। যেহেতু আসলে আ job করতে হয়, পড়ালেখা করতে হয়। সব মিলিয়ে কিন্তু ব্যস্ততার একটা জীবন কাটে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে, আ যখন আ সময় পাই আ বা যখন আমার মনে হয় যে, না আজকে কিছু করা দরকার বা আ মাঝে মধ্যে মা যখন বলে যে, ‘’মুস্তাকিম আজকে এ কিছু একটা করে খাওয়াও‘’ বা আমার ক্ষেত্রে যেই জিনিসটা সবথেকে বেশি influence করে সেটা হচ্ছে আমি আ হয়তো Facebook Instagram চালাচ্ছি, হুট করে একটা recipe সামনে চলে এসলো এবং সেটা দেখে মনে চায় যে, আরে না এটা তো করা উচিত এবং দেখা যায় তখনই কিন্তু বেশিরভাগ সময় করা হয়। তো আসলে এইভাব দেখা যায় যে, ব্যস্ততার মধ্যেও আ কিছুটা সময় হয়তো বের করে নি। যখন খুব বেশি মনে হয় কিংবা বাসা থেকে কেউ যখন বলে তখন তো অবশ্যই সময়টা বের করতেই হয়।
হ্যাঁ। জ্বি, জ্বি। হুম। অবশ্যই, অবশ্যই। তো এই যে, সময়ের বিষয়টা বললেন, এক্ষেত্রে আসলে সময় করে কি শুধু এই chicken fry বা crispy fry try করা হয়? নাকি আ অ অন্যান্য কোন কিছু আসলে করা হয়? যেটা আপনাকে বেশ আনন্দ দেয়। এবং দেখা যায় আ আসলে recipe গুলো আপনি আপনার পরিবারের সাথেও আ আনন্দ উপভোগ করে দেখা যায় যে, বিষয়গুলো উদযাপন করে থাকেন। এমনটাও কি হয়?
আ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আ শুধুমাত্র তো আসলে একটা আ করি না কারণ দেখা গেছে যে, আ মানে আ শুধু যে, আ এইটা করা এর বাইরেও দেখা যায় যে, বিভিন্ন ধরনের আ জিনিস try করি। এই যেরকম বলছিলাম যে, যখন YouTube এ নতুন কোন recipe দেখি এবং আ যেটা আমার আ পড়তে মন চায় সেটা কিন্তু আমি আ চেষ্টা করি যে, এটা করার তো সেই ক্ষেত্রে আ আমি বলব যে, শুধুমাত্র একটা recipe তে আমি আটকে থাকি না আ আমার কাছে যেকোনো একটা খাবার যদি ভালো লেগে যায় এবং তখন আমি দেখা recipe টা কোনো না কোনোভাবে YouTube থেকে বের করে ফেলি এবং পরবর্তীতে ওইটাও চেষ্টা <scoffs> করি তৈরি করার।
হুম। জ্বি। হ্যাঁ। হ্যাঁ। ও <scoffs> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আসলেই বেশ চমৎকার এবং আ দেখা যায় যে, এইগুলো কিন্তু অনেকটাই আনন্দ দেয় অনেকের মন। সেক্ষেত্রে আসলে আ ব্যক্তিগত ভাবে দেখা যায় এই যে, সংস্কৃতি বা বিভিন্ন উৎসবও কিন্তু অনেকে অনেক ধরনের রান্নাবান্না আসলে করে থাকে। সেক্ষেত্রে বাড়ির রান্না হিসাবে এই ধরনের সংস্কৃতি বা উৎসবে আসলে কোন ধরনের খাবার তৈরি করতে আপনার বেশি পছন্দ হয়? বা রান্না করার ক্ষেত্রে?
ঠিক। হ্যাঁ। আচ্ছা। এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে আ সব খাবার তো সবাই খেতে পছন্দ করে না। তো এক্ষেত্রে অ্যা যেই খাবারগুলি দেখা যায় যে পরিবারের সবাই পছন্দ করে অ্যা সেগুলো কিন্তু আমি তৈরি করার চেষ্টা করি। এ আমার আরেকটা অভ্যাস আছে। আ যে যেটা হচ্ছে যে আমি যখন একটা রেসিপি দেখি সেটা আবার আমি আবার আমার পরিবারের সবাইকে দেখাই যে, "দেখো তো এই জিনিসটা কেমন? এইটা করলে কেমন হবে?" যখন আসলে সবাই বলেছে, "এইটা তো ভালো হতে পারে অ্যা বা এটা চেষ্টা করা যেতে পারে।" তখনই কিন্তু দেখা যায় যে সবার পারমিশন নিয়ে তখনই কিন্তু আমি ঐ জিনিসটা চেষ্টা করি।
হ্যাঁ। হ্যাঁ। জি, জি, জি। এই বিষয়টা কিন্তু আসলে বেশ চমৎকার। আপনি বললেন যে আসলে পরিবারের পারমিশন নিয়ে কাজটা করা। তো এই ক্ষেত্রে দেখা যায় কি? আ আসলে এইযে শেষমেশে রান্নাগুলো রয়েছে এগুলো আসলে সুখ এনেই দেয় অনেক সময়। তো এই ক্ষেত্রে দেখা যায় আপনি যে রান্নাবান্না গুলো করেন, এই রান্নাবান্না গুলো আসলে আম আপনি আ কোথায় বা দেখা যায় যে কখন করে থাকেন? ব্যক্তিগতভাবে আবার এই খাবারগুলো আপনি কাকে বেশি খাওয়াতে পছন্দ করেন?
আচ্ছা। আ প্রথমত আমি নিজে খেতেই সবথেকে বেশি পছন্দ করি। তারপর আমার
ও আচ্ছা, আচ্ছা।
আ ঘরের যে অ্যা আছে তাদেরকে খাওয়াতেও কিন্তু আ মানে বেশ অ্যা ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমি বলব যে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি কিন্তু নিজের জন্যই আ বেশিরভাগ সময় করে থাকি। আ তবে হ্যাঁ, পরিবারের মানুষকে নিয়ে খেতে কিন্তু খেতে কিন্তু একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে। তো এই জিনিসটাও আমি করি। তবে যে বিষয়টা হয় কি? যে রেসিপি তৈরি করলে সবসময় কিন্তু ভালো হয় না। মাঝে মধ্যে খারাপ হয় তখন কিন্তু একটা খারাপ লাগাও কাজ করে।
হুম। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আসলে এই যে, খারাপ লাগা যে বিষয়টা বললেন। আপনার ব্যক্তিগত জীবনে কি এমন কোন অভিজ্ঞতা আছে যেখানে আসলে আপনি ভারিতে রান্না করছিলেন এবং খুব সযত্নে আপনি আসলে রান্নাটা করছিলেন? পরবর্তীতে দেখা গেল যে, সেই রান্নাটা আপনার পরিবারের বা বন্ধুজনের আসলে দেখা যায় যে, ভালো লাগেনি, এমন কোন অভিজ্ঞতা কি আছে? এবং সেই অভিজ্ঞতাগুলো আসলে দেখা যায় যে, আ আসলে আপনি কিভাবে আ স কি বলে এটাকে? আ আসলে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন বা সমাধান করেছিলেন, বা আপনার <scoffs> পরিবারকে কিভাবে আপনি ম্যানেজ করেছিলেন, খাবারটা আসলে খারাপ হওয়ার পরও?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ এই ক্ষেত্রে আ দেখুন আ পরিবারের মানুষ তো অনেক বেশি supportive হয়। তা তো সেইক্ষেত্রে খাবার যদি কখনো খারাপও হয়ে যায় তারা আসলে ঐটা ওইভাবে বলে না। তবে আমি নিজে তো আসলে বুঝতে পারি যখন কোন একটা খাবার খারাপ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, আর তখন আসলে আ তারা বলে যে, "না, মজাই হয়েছে আরেকটু হয়তো এরকম হলে ভালো হতো।" তো তারা support করে এবং আমিও চেষ্টা করি যে, একে এটা তৈরি করার সময় যে, ভুলগুলি করেছিলাম, পরেরবার তৈরি করার সময় যেন এই ভুলগুলি না করার এটা আসলে আমি আ মাথায় রাখি এবং এভাবেই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, পরিবারের support এবং নিজের চেষ্টার মাধ্যমে কিন্তু, আ সেই খাবারটাকে আবার সুস্বাদু করে গড়ে তুলতে পারি।
হম। জী। হুম। আচ্ছা। এটা কিন্তু আসলে বেশ চমৎকার বললেন। তো এক্ষেত্রে আসলে দেখা যায় যে, আ আসলে রান্নার যেই ফ্লেভারগুলো রয়েছে বা আপনি কি শুধু দেশি রান্নাই করে থাকেন? নাকি আসলে বিদেশি কোন রান্নাও এক্ষেত্রে আসলে করে থাকেন আপনি?
জি। আচ্ছা। এইক্ষেত্রে আর যেটা হয় আ আমি যেরকমটা বলছিলাম যে, আমি শুধু এক ধরনের রান্নায় আটকে থাকি না আমার আ সামনে যখন যেটা আসে এবং যেটা ভালো লাগে আ সেটাই কিন্তু আমি করি চেষ্টা করি। তবে যে, বিষয়টা হয় কি যে, রান্না করতে গিয়ে একটা সমস্যার মুখোমুখি আমার কাছে হতে হয়। আ সেটা হচ্ছে যে, অ সব ধরনের আ item কিন্তু আমার কাছে থাকে না। ধরেন আমি একটা recipe সেটা তৈরি করার চেষ্টা করছি। দেখা গেছে ওই ভিডিওতে যেই যে, item গুলি ছিল ওইগুলির থেকে আ maximum item ই আমার কাছে নাই। তো এইটা নিয়ে কিন্তু বিপাকে পড়ে তখন দেখা যায় যে, খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়।
হুম। হ্যাঁ। জি। হুম। তো আসলে এইযে স্বাদের কথা বললেন, স্বাদটা কিন্তু অন্যরকম হলে দেখা যায় পরিবার প্রিয়জনরা কিন্তু আ অনেকটাই মেনে নিতে চান না। আসলে দেখা যায় তারা কিন্তু আম হ কুটক্তি করেন বা সমাজেও দেখা যায় অনেকে বলে যে, "তোমার রান্না পছন্দ, তুমি কিন্তু রান্নাটা আসলে করতে পারছো না।" তো এইক্ষেত্রে আপনি কি কখন এমনটা অনু অনুভব করেছেন বা এমনটা উপ ব ব কি বলে এটাকে? অভিজ্ঞতা করেছেন যেখানে আসলে কোন উৎসব ছিল এবং সেই রান্নাটা খেয়ে হয়তোবা আপনাকে কেউ ভালো মন্তব্য করেছে বা কেউ খারাপ মন্তব্য করেছে? এমন কোন আ আসলে সাংস্কৃতিক অ কি বলে উৎসবে কি আপনি কখনো অংশগ্রহণ করেছিলেন রান্নার কাজে?
হ্যাঁ। জি। আচ্ছা আ হ্যাঁ, না, আসলে বড় কোনো রান্নার কাজে আমি ঐভাবে অংশগ্রহণ করিনি। তবে আ ছোটখাটো যে রান্নাগুলি আছে আ সেখানে আমি অংশগ্রহণ করি। আ বড় কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই সেই ব্যাপারগুলি আমার মাই দেখে। অ্যা কারণ আ সেখানে ভুল হয়ে গেলে তো সমস্যা। যেহেতু বাড়িতে মেহমান-টেহমান আসবে। তো সেইখানে তো ভুল করার কোনো অপশন নেই। আর আ নরমাল রান্নার ক্ষেত্রে যদি ভুলও হয়ে যায় সেটা সবাই খেয়ে ফেলবে। ভালো বলেই খেয়ে ফেলবে। আর তবে হ্যাঁ, এখন যেহেতু আসলে আস্তে, আস্তে চেষ্টা করছি ভালোভাবে শিখছি। ভবিষ্যতে কিন্তু ইচ্ছা আছে যে আসলে আ সবাইকে দাওয়াত দিয়ে পরিবারের সকলকে ১ দিন রান্না করে খাওয়ানোর।
হুম। অবশ্যই, অবশ্যই। হুম। আচ্ছা এইটা কিন্তু আসলে বেশ চমৎকার এবং এই ছাড়া দেখা যায় যে এইযে গল্পগুলো আপনি আসলে বললেন আপনার এবং রান্নার বিষয়টা যে আপনার ভালো লাগে। এই ক্ষেত্রে নতুন যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনার এই অভিজ্ঞতাগুলো কিন্তু দেখা যাবে যে বেশ আ আসলে কাজে দিবে। এবং আপনার অভিজ্ঞতাগুলো শুনেই বুঝতাম যে আপনি আসলে বিদেশি রান্না করতেও পছন্দ করেন। এর পাশাপাশি দেশি রান্নাবান্না করতেও কিন্তু বেশ পছন্দ করেন। তো আপনার সাথে কিন্তু এই বাড়ির রান্নার আড্ডা দিয়ে বেশ ভালো লাগলো। এ বিষয়ে কিন্তু নতুন, নতুন অভিজ্ঞতা আপনার থেকে জানতে পারলাম। আশা করছি আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি। হ্যাঁ। জি আপনার সাথে কথা বলতে পেরেও আমার বেশ ভালো লাগলো এবং আ আপনাকে যে আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পারলাম, এটা কিন্তু আমাকে বেশ আনন্দ দিচ্ছে। আশা করি আপনিও এখান থেকে হয়তো ভালো কিছু জানতে পেরেছেন যেটা আপনার কাজে আসবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
জি অবশ্যই।